হুম। আচ্ছা বুঝতে পারলাম। তো আপনি আসলে যেটা বললেন যে আপনি কিন্তু এভাবে করে আসলে করে দেখতে চাচ্ছেন। তো সেইক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে আপনার যদি ম যে পদ্ধতিটা আপনি চেষ্টা করবেন ভবিষ্যতে। হুম? সেটা থেকে আপনি স্ট্রেসটার সাথে মোকাবেলা করতে পারবেন এবং মন খারাপ থেকে বেরিয়ে আসলে আপনার কি মনে হচ্ছে যে আপনি কিন্তু যেই আম অতিরিক্ত যে খাওয়ার যে অভ্যাসটা সেটা থেকে আপনি পরিত্যক্ত আ পেতে পারেন? হ্যাঁ? কারণ আপনার যে খাওয়ার যে অভ্যাসটা সেটা যদি আপনি একবার সেখান থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার ওজন ঠিক জায়গায় আসছে। আপনার স্ট্রেস কমে আসছে। সবটাই কিন্তু আপনার জীবনে একটা ভালো, একটা পজিটিভ প্রভাব ফেলবে। সেক্ষেত্রে আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে করে আসলে এই জিনিসটাকে আ করতে আসলে ইচ্ছুক? তাহলে আমি আপনাকে আরো ভালো মত সাহায্য করতে পারতাম।
জ্বী। আচ্ছা। হুম। আচ্ছা। না, আমার আসলে ব্যস্ততা কিন্তু আসলে আমি খাওয়া দাওয়ার দিকে নিয়ে যাচ্ছিলাম। তো এইটাকে যদি আমি আসলে পরিবর্তন করি, পরিবর্তন করে যদি আসলে ব্যায়ামের দিকে নিয়ে যাই বিষয়টা আমার জন্য
জী। হুম।